অবশ্যই ভাইয়া। তো ও যেহেতু উত্তরার কথাই বললেন। তো মেট্রো যখন হয় আমরা তখন দিয়াবাড়ির ঐদিকে যাওয়া শুরু করি মেট্রো করে। তো তারপরে আ ঐখানে যেটা আম আমি দেখলাম বউবাজার আছে। বউ বাজার বলতে ছিল একি আরকি এখন উঠিয়ে দিয়েছে। কিন্তু যখন ছিল তখন আম ওই যে নৌকাগুলা আছে না? যে সান্টা মারিয়া যেটা বলে, ওই নৌকায় উঠতাম। তারপরে আমি কায়াকিং করতে গিয়েছিলাম। তো ওই সময় আমার বেস্টফ্রেন্ড আমাদের স্কুলের যেসব বন্ধুরা, আমাদের সবাই আসলে দিনটা মানে ব্যস্ততায় চলে। কারণ একেকজন স্টুডেন্ট পড়ায়, চাকরি করে, ইউনিভার্সিটি তে যায়। তো আসলে কি মানে যারা স্টুডেন্ট তাদের যাদের চাকরি আছে, তারা হচ্ছে চাকরিজীবীদের থেকেও ব্যস্ত থাকে, আমার যেটা মনে হয়। তো আমরা সবাই কোন না কোন ভাবে একটা সময় মিলিয়েছি যেন সবাই ওই সময় আসতে পারে। তো একত্র হয়ে ছোটবেলার বন্ধু-বান্ধবের সাথে যে আমি এত কিছু কায়াকিং করতে যেতে পেরেছি, আমি এরকম এই নৌকায় উঠতে পেরেছি সান্টা মারিয়ার মত, ওটা ওর থেকে আসলে সুন্দর স্মৃতি নাই। কারণ সেদিন এত ঠান্ডা বাতাস। এরকমই, এরকমই দিনটা ছিল যেরকম মৃদুল ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল, একটা সুন্দর সন্ধ্যা ছিল। তো ওই সন্ধ্যাটার কথা মনে পড়লে বা এরকম যখন সুন্দর বাতাস মানে ঠান্ডা বাতাস আলা ওয়েদার এর কথা মনে পড়ে, তখন আমার জাস্ট ওই মেমোরি তে ফেরত চলে যাই। যে ইস! আমি যদি ওরকম সুন্দর স্মৃতিতে আমি ছুটে যেতে পারতাম। মানে কত ভাল লাগতো। <chuckles> তো আসলে ওরকম
জী। আচ্ছা, আচ্ছা জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বি। জি, জি, জি, জি, জি, জি, জি, জি। ও! জ্বি। জ্বি। একদম, একদম এ একদম। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হু, হু, হু, হু, জ্বী। জ্বী, জ্বী। মানে এইরকমটা কিন্তু হয় না যে এই, এই যে ছুটির স্মৃতিগুলা মানে মাঝে, মাঝে ইচ্ছা করে কি যে আমি যদি প্রতিদিন যেতে পারতাম, তাহলেও বেশ ভালো হতো।
হা, হা। জী, জী। হ্যাঁ, হ্যাঁ।